হ্যাঁ, তা বাড়াচ্ছে।
হু, তারপরে আপনার আ ধরেন আ যেখানে আপনার আ যেখানে আপনার ২০ মিনিটের হাঁ হাঁটা রাস্তা সেখানে আপনি বাইক নিয়ে বের হয়ে গেলেন। <chuckles>
<chuckles> না এই জিনিস করাতে কিন্তু আমি একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে গিয়ে, এইযে বাইকটা যখনই থাকে সাথে তখন কিন্তু আসলে ওই অল্প একটু জায়গায় যাবো। হ্যাঁ? যেখানে আমি চাইলেই সহজেই হেঁটে যেতে পারি। তো দেখা যাচ্ছে যে না আমি ওই বাইকটা start দিয়ে, অল্প একটু জায়গাও আমি ওইভাবে বাইকে করেই ভ্রমণ করছি। যে ছোটখাটো জিনিস জি, জি।
জি। হ্যাঁ। জি। <chuckles> আ হ্যাঁ। জি। একদম ভাই, এখানে যদি আপনি কারের কথা বলেন তাহলে কার কিন্তু নিয়ে যাইতে হাস্যেল লাগবে। কে বের করবে? বের করে আবার <chuckles>
হ্যাঁ, ওইযে ই ক মানে ঝামেলা। কত কিছু চিন্তা করা লাগবে যে এটা নিয়ে বের হবো তো, তারপরে আবার যাওয়ার পরে জায়গা খুঁজতে হবে। আবার ওটা রেখে সেই হাঁটতেই হবে, তার থেকে ভালো থাক। <chuckles> এই অল্প একটু জায়গায় হেঁটেই চলে যাই।
আ <chuckles> জ্যাম। <laughs> একদম ভাই। <chuckles> তো এটাই হলো ব্যাপার আরকি।
হ্যাঁ, হ্যাঁ। তবে যে যেটা নিয়ে আ ইয়ে করছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা তো যখনই যে মোবাইল ফোনে বসে, বসে আমরা যে সময়টা কাটাই। আপনি যে বললেন যে, আপনি হয়তো কারো জন্য বা কোথাও wait করতে থাকলে আপনার তখন আসলে মোবাইল ফোনটা আ হচ্ছে গিয়ে ফোন গুতানোটা হয়। হ্যাঁ, হ্যাঁ।
তো হ্যাঁ। উহু। জি। য়া হ্যাঁ। জি। আ হ্যাঁ ভাই। তখন bored লাগে তো, এখন তখন তো সময়টা কাটানোর মতো তো কিছু লাগবে হাতে।
হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। তো তখন তো সচরাচর আমাদের এইযে সোশ্যাল মিডিয়া বলেন, তারপরে হচ্ছে গিয়ে এইযে সোশ্যাল মিডিয়ার সাথে যে YouTube। এগুলো সবই কমবেশি গুতানো হয়, ঘাটানো হয়। তো এর <smacks lips> কারণে কি আপনার মনে হয় যে
আ হ্যাঁ। জি। আ হ্যাঁ। আ হ্যাঁ। হ্যাঁ।